ও আচ্ছা, আচ্ছা না এটা তো হওয়ার কথাই যে একটা চাপ যদি অনুভূত হয় তখন তো একটু ফ্লোটা এদিক সেদিক হতেই পারে। তো এই ক্ষেত্রে যেহেতু আসলে মানে চাপের কথা চলেই এসেছে। তো সেক্ষেত্রে একটা বিষয় বলাই যায় যে মানে মন শান্ত করার যে একটা ব্যাপার সেটা কিন্তু আবার পাশাপাশি মানে বিরাজ করে। তো সেক্ষেত্রে আপনি কোন, কোন কাজগুলা করতে বেশি মনে করেন যে না এইগুলা করলে হয়তো আমার মনটা একটু শান্ত হয়ে যায় এতটা বেশি আমি চাপ অনুভূত আমার হয় না বা তখন একটু বেশি মানে একটা ফ্লো কাজ করে মানে কোন কোন কাজগুলা করতে গেলে?
হুম, হুম। হ্যাঁ। সেগুলো সত্যিই আমার পছন্দের কাজগুলো আ যেমন ধরুন আমার একটা শখ আছে বাগান করা বাগান করি। আ তারপরে আবার দেখা যাচ্ছে যে আমার প্রফেশনাল যে কাজটা সেটা করতে আমার যতই কাজের চাপ থাকুক, যতই প্রেসার থাকুক আসলে আমি কাজটাকে ভীষণ আ আনন্দের সাথে নেই। আ ওই কাজটা করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি electrical -এর কাজগুলো। আ আসলে দেখা যাচ্ছে যে আ যেগুলো হয় না field work type -এর যে কাজগুলো আ বাইরে আসলে গিয়ে করতে হয়। বসে, বসে কোথাও একটা কাজ করতে আমার ভীষণ বিরক্ত লাগে। একটুখানি হাঁটা চলা থাকলো <chuckles> movement থাকলো এই ধরনের কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আ তো যখন আসলে একটু চাপ অনুভব করি তখন দেখেছি যে আ আমার পছন্দের কাজগুলো বা, যে কাজগুলো করতে আসলে মোটামুটি ওরকম কোন তাড়াহুড়ো থাকে না, চাপ থাকে না ওই ধরনের কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
হুম, হুম। বাহ, ওকে। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম, হুম, হুম। হুম, ঠিক আছে। হুম, হুম, না আসলেই যে, যে যার মতো করে পছন্দের একটা বিষয় থাকে, পাশাপাশি দেখা যায় তার যে কাজ করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে হয়তোবা দেখা যায় কি কেউ বসে কাজ করতে পছন্দ করে যেমনটা আপনি বললেন আপনার বসে হয়তোবা করতে পছন্দ মানে ভালো লাগে না বা সেটা পছন্দ করেন না। হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় হাঁটাহাঁটি করে হয়তো বা, মানে আপনার কাছে মনে হয় যে field work -টা হয়তো আপনার জন্যই বেশি ফ্লো এনে দেয় জীবনের জন্য। তো এটা আসলে কিন্তু সত্যি চমৎকার একটা বিষয়। একসাথে হলে একটু ব্যায়ামটাও হয়ে গেল, পাশাপাশি কাজটাও হয়ে গেল। দারুণ চমৎকার তবে হচ্ছে কি মানে যে আপনার যে একটা কাজ করতে গেলে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ এর মুখোমুখিতে অনেক সময় পড়ে যেত হয়। কারণ ব্যর্থতা বলেও তো একটা কথা আছে, তাই না? তো সেক্ষেত্রে উম challenge আর দক্ষতা আপনি আসলে আপনার কাজের ফ্লো এর সাথে কিভাবে আসলে অনুভব করবেন?
হুম। না সবসময় আসলে এভাবে কাজ করতে ভালো লাগে না। হুম, হুম, হুম। হ্যাঁ। <chuckles> হুম। অবশ্যই।